হুঁম।
তো তখন বলে ব ইয়া <laughs> বাঁশি নাই। আপনার মুখ দিয়েই বাঁশির মতো শব্দ করেন। তো এখন আমি তো আসলে মানে এই, এই ধরনের আজব অনুরোধ আমি জীবনে কখনো পাইনি। আর আমার আসলে যে শিস বাঁজায় যে মানে ওই ধরনের অভ্যাস নেই। তো তখন দেখা গেল যে আমিও রাজি হয়ে গেলাম। ঠিক আছে যে দেখি কি হয়! তো তারপরে আসলে আমি মুখ দিয়ে ফু-ফু করতেছি এরকম। তো খেলা থামতেছে। মানে মুখ দিয়ে ফু, ফু এরকম চিল্লাচ্ছি বা শিস তো বাজে না। তো তখন ওরা
<giggles> হুঁম। জি। হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। ও মানে এটা কিন্তু খুব কষ্টকর। সাথে এই যে এ ফু-ফু করা হাস্যকরও কিন্তু বটে। মানে আপনার কাছে বিষয়টা মানে একটু অদ্ভুত লাগেনি? কারণ আপনাকে একে তো খেলায় নিল না, রেফারি বানিয়ে দিল। আ খেলাতেই তো নিল না, আপনি খেলতে পারছেন না। সেখানে তো মন খারাপ হওয়াটাই কিন্তু স্বাভাবিক। রেফারি যখন বানালো, তারপরেও আপনি যখন রাজি হলেন কিন্তু আপনাকে কোন বাশিই দিল না। মানে আব তখন আপনার মনে হয়নি যে, "না খেলব না?"
আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। না এরকম না। মানে এ তখন মানে এটা কষ্টের ছিল না। মানে মুখ দিয়ে জাস্ট আমি ফু এই, এই কথাটা আমি একটু জোরে বলছি এই। তো ওরা আমার এই অঙ্গভঙ্গি দেখে হাসতেছে বেচারারা। ঠিক আছে? ওরাও হাসতে, হাসতে একেবারে মানে, "পরে আমাকে বলে কি রেফারি ভাই একটা আজব মানুষ পেলাম।" এরকম বলতেছে। ওরাও মানে হাসতে, হাসতে এমন না আমাকে ছোট করতেছে। আমিও হাসতেছি। ঠিক আছে? আমি বলি যে ব্য মানে কি যেন, "লো বাজেট রেফারিরা এমনই হয়।" ঠিক আছে? মানে ওদেরকে বললাম যে বাঁশি নাই কিছু না। তো এগুলা নিয়ে আসলে হাসাহাসি করলাম। তো একটা পর্যায়ে বলে, "থাক আপনাকে আর রেফারি হতে হবে না। আপনি আমাদের সাথে খেলেন।" একজন বসে বললো আমাকে, "খেলো।" তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে
<giggles> আচ্ছা। হুম, হুম। ওহ! <giggles> আচ্ছা। তা আপনার জায়গাটা অন্য কাউকে দেয়নি? মানে রেফারি তো একটা খেলায় প্রয়োজন হয়।
হ্যাঁ।